আমার বেশি ভাল লাগে মাটির কাজগুলা। যে, আবার তাঁতের কাজটাও খুব ভাল লাগে। ১ অবশ্য মেলাতে তো অবশ্য রেডিমেড বানানো জিনিস আছ নিয়ে আসে ওরা ইউজুয়ালি। কিন্তু আমি একবার ১ টা আ ১ টা ফ্যাক্টরিতে গিয়েছিলাম যেখানে ওরা নিজের হাতে শাড়ি বুনছিল, কাপড় বুনছিল। খুব ছোটবেলায় গিয়েছিলাম, ওটা আমার খুব, খুব কোর মেমোরি হয়ে আছে। আমার এত ভালো লেগেছিল। আর জিনিসটা দেখে এত সহজ মনে হয়েছিল। মনে হচ্ছিল যে, আমি এই কাজটা করতে পারবো। আমি চেষ্টাও করেছিলাম, পারিনি স্বভাবতই। কিন্তু খুব ভাল লাগছে জিনিসটা। আপনি ধরুন জামদানি বুনা দেখেছেন বা মসলিন কাপড় বোনা?
ও! আচ্ছা, আচ্ছা। হুম, হুম। ও! আচ্ছা, আচ্ছা, হুম। <clears throat> হুম। আমি এগুলো আ মসলিন কাপড় বোনা দেখিনি। because আমি যতদূর জানতাম যে, এই শিল্পটা একদম হারিয়ে গেছে। সো বাট আমি শুনলাম যে, কয়েকদিন আগে কো কোথার কোন সাইন্টিস্ট ১ জন আবার এই জিনিসটা আবার নিয়ে আসছে। সো সেটা দেখার জন্য আমি আমার অনেক আগ্রহ আছে এই জিনিসটা কিভাবে করে আমি দেখতে চাই। কারণ সারা জীবন তো শুনেই আসছি এটার ব্যাপারে।
হু, হুম। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। হ্যাঁ, আমি শুনেছি যে, মাসলিন কাপড় নাকি আ যত বড় কাপড়ই হোক ওটা নাকি ছোট করে খুব ছোট্ট ১ টা টিউবের মাঝেও ঢুকানো যায়। আর জিনিসটা নাকি খুব সফট হয়।
হ্যাঁ, জিনিসটা ১ ধরনের গ্লাসের মতো। মানে আপনি তার ভিতর দিয়ে দেখতে পারবেন। ফেব্রিকটা এত এতটাই সুন্দর এত নিখুঁতভাবে বানানো।
হু, হুম। হু, হুম। জ্বি, জ্বি। আজকে এ ব্যাপারে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। অনেক স্মৃতি রোমন্থন করতে পারলাম।
আর আ য হ্যাঁ, আমারও খুব ভালো লাগলো। হ্যাঁ, এগুলা নিয়ে আমিও অনেকদিন পর কথা বললাম কারোর সাথে, এই গানগুলো, এই শিল্পকর্মগুলো নিয়ে খুবই ভাল লাগল। আশা করি ভালো থাকবেন।
হ্যাঁ। হু, হুম। জ্বি, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।
ধন্যবাদ।

আমি স্পেশালি গেলে আমি, আমার যেহেতু ভিড়-টির খুব পছন্দ না, আমি মেলায় গেলে খাবারের জন্যই যাই। আমি ওখানে বিভিন্ন ধরনের আচার, এই যে মিষ্টি, তারপরে খাওয়ার জিনিস সেগুলা আমি দেখতে খুব ভালো লাগে যে আচ্ছা, আমি এখান থেকে ওখান থেকে অল্প, অল্প জিনিস একটু টেস্ট করে দেখবো, একটু চেখে দেখবো, কোনটা মজা লাগে। তারপরে বিভিন্ন ধরনের ফল, যেগুলা সবসময় দেখা যায় না। যেমন ধরেন আমার নানার বাড়ি হচ্ছে গিয়ে ফরিদপুরে। তো আমি ফরিদপুরে ওখানে যে একবার আ ফরিদপুরে যে আখগুলা, ওখানে এক ধরনের আখ পাওয়া যায় যেগুলা আমি আর কোথাও দেখি নাই, সেগুলা খুবই চিকন, চিকন, আর সেগুলাকে বলে বার্জার। হুম, বার্জার কিন্তু আমি আমি যদি আমার দাদার বাড়ি যাই ওখানের আখগুলা খুবই মোটা, মোটা, ওগুলাকে বলে গ্যান্ডারি। হুম
হুম, হুম। হুম, হুম। <smacks lips> আচ্ছা। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। হুম, হু। হ্যাঁ, হ্যাঁ। গ্যান্ডারি শুনেছি।
কিন্তু বার্জারগুলা যেহেতু খুবই চিকন, চিকন সেগুলা কিন্তু খাওয়া খুবই সহজ। সেগুলা দাঁত দিয়ে চাবিয়ে-চিবিয়ে পুরাটাই খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। গ্যান্ডারিতে, হ্যাঁ জুস বেশি, কিন্তু আপনার হুম।
হুম, হুম। কিন্তু আখটা দাঁত দিয়ে যে ছিঁড়ার মজাটা, এটা আমার খুব ভাল্লাগে আমার, আমার ছোটবেলায় খুব একটা কোর মেমোরি আছে, যে আব্বু বিশাল বড়, বড়, আখ নিয়ে আসতো। তো আমাদের হেল্পিং হ্যান্ড যারা থাকতো ওরা ওটা অর্ধেক, অর্ধেক করে দিতো যাতে হাতে ফিট হয়। ওটাকে দাঁত দিয়ে টেনে হেঁচড়ে ছিড়তেছি, মাঝে, মাঝে আঁশগুলা দাঁতের মাঝে ঢুইকে যেত। তারপর আমের সিজনে, <chuckles> আবার আমার সিজনে ভালো লাগতো কি? আমগুলাকে ২ হাতে রোল করে, করে, করে, করে একদম লিকুইড বানায়, তারপর ধরেন খোসাটা একটু ইয়া করে জুসের মত করে খেতে। পুরা হাত মুখ ভরে যেত।
হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আহ! আমার একটু আখ খেতে ইচ্ছা করতেছে। হুম। হুম। আমার আখের রস খুবই ভাল লাগে। একটু বি একটু বিট লবণ দিয়ে, একটু লবণ দিয়ে খুবই মজা লাগে এবং জিনিসটা মজা। হ্যাঁ কিন্তু আমি যখন পুরো এক গ্লাস খেয়ে ফেলি তখন আমি মাঝে, মাঝে আ এতো এতো এতোগুলা আখের রস খেলাম, এখন তো অনেক সমস্যা হবে। আমি পুরা এক সপ্তাহের চিনির বাজেট ১ গ্লাসে শেষ করে দিলাম। কারণ পুরা জিনিসটাই তো একটা তরল চিনির এক এক গ্লাস তাই না? পুরাটাই তো লিকুইড সুগার। এগুলা শরীরের জন্য খুব ভালো না বেশি পরিমাণে খাওয়া, দাঁতের সমস্যাও হয়। হুম।
হুম, হুম, হুম। <laughs> হুম, হুম, হুম, হুম। জি, জি। হুম, হুম। আচ্ছা আপনি কি কখনো পুতুল নাচ দেখেছেন?
হ্যাঁ, হ্যাঁ, আমাদের বাড়িতে ছোটবেলায় দেখি।
আমার কিন্তু গ্রামের মেলার এই পুতুল নাচটা খুব ভাল্লাগে। আরেকটা জিনিস, হ্যাঁ, বায়োস্কোপ তো অবশ্য এখন খুব কমে গিয়েছে। আরেকটা জিনিস খুব ভালো লাগে যে, আমি যখন দাদুর বাড়িতে যাই ধরেন মেলাতেও আমি যাইনি। আশেপাশে দূরে কোথাও মেলা হচ্ছে খুব রাতেও এ দ ১১ঃ০০, ১২ঃ০০ বেজে গেছে, স্টিল ও মেলার সাইড থেকে খুব সুন্দর লোক, লোক শিল লোকগান বলে মনে হয় ওগুলাকে আমার ঠিক খেয়াল নেই। খুব টেনে, টেনে পুঁথি পড়ার মতো করে যে ওরা একটা গান গায়।
হুম, বায়োস্কোপ। হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ। আচ্ছা, হুম।

আমার এখনো এই গানটার কথা মনে আসতেছে ঐ যে 'বায়োস্কোপ।' তোমার বাড়ি রঙের মেলায় হ্যাঁ।
'বায়োস্কোপের নেশায় আমায়' <chuckles> আমি যে বৈশাখে হচ্ছে আমি একটা মেলায় গিয়েছিলাম, ওখানে বাপ্পা মজুমদার এসেছিল।
ও আচ্ছা, আচ্ছা। হুম।
অ্যান্ড ওখানে আমি অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডদের সবার সাথে নিয়ে গেছি অনেক রাত হয়ে যাচ্ছিল তো ওরা সবাই বলছিল যে, "চল, চলে যাই।" তো গেট পর্যন্ত গিয়েছি তখন শুনতেছি যে এই গানটা বাজা শুরু হইছে, আমি দৌড়। যে, "আমি এই গানটা শুনবো তারপর যাব, তোমাদের মন চাইলে তোমরা চলে যাও।"
হ্যাঁ। হুম। উনার গান আমার খুবই ভাল লাগে, আমি খুব আ ছোটকাল থেকে উনার গান শুনে বড় হইছি।
আ আ আমারও ছোটকাল থেকে ওর গান শুনে বড় হয়েছি, কিন্তু ওনার কখনো আমার লাইভ পারফরম্যান্স শোনা হয়নি। তো ওটাই আমার ১ম ছিল লাইভ পারফরম্যান্স অ্যান্ড এতো ভাল লাগছে
কেমন লাগলো? হু, হু। হ্যাঁ, হ্যাঁ।
আমি ওখানেই নাচা শুরু করে দিয়েছিলাম যে খুশিতে। <chuckles>
<chuckles> তাহলে তো খুবই সুন্দর একটা স্মৃতি হলো আপনার। কোর, কোর স্মৃতি যেইটা অনেকদিন মনে থাকবে।
হ্যাঁ, আর ওর গান আপনি রেকর্ডিং বলেন, লাইভ পারফরম্যান্স বলেন সব জায়গায় খুবই সুন্দর, ওর কণ্ঠটাই অ খুবই সুন্দর। যেমন ও ওখানে একটু মিউজিক ছাড়া দুলাইন গিয়েছিল, মানে পুরা অ্যাঞ্জেলিক ভয়েস যেটা বলে।
হ্যাঁ। হ্যাঁ, এবং হুম। উনি খুবই টেলেন্টেড একজন মানুষ, খুবই ক্যারিসম্যাটিক একজন মানুষ।
হুম, হুম, হুম, হুম। জ্বি, জ্বি।
ভালো লাগে ওনাকে আমার অনেক এবং উনার পার্সোনালিটিও আমার খুব ভালো লাগে।
এরপর হচ্ছে আরেকটা আছে না আ ঝড়ের মধ্যে নৌকা চালানো টাইপের কিছু একটা।
হুম।